<tsk> জি, ভাই। জানতে চাচ্ছিলাম।
হুম।
আপনার মতামত। জি, ভাই।
হুম। <smacks lips> এ আসলে আ যখন দেখেন কারেন্ট চলে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে সবথেকে আ বড় সমস্যা হয়ে যায় যে আসলে আমরা তখন বুঝতে পারি যে আমরা প্রযুক্তি ছাড়া কতটা অচল। তাই না? যেমন আসলে প্রযুক্তি ছাড়া যখন আসলে এই কারেন্ট থাকে না বা বিভিন্ন ধরনের ইয়া থাকে না, তখন মনে করেন যে আপনার এ ফ্রিজ চলতে পারে না বা টিভি দেখতে পারি না। বা সবথেকে মেইন সমস্যা যেটা সেটা হলো আমাদের Wi-Fi চলে না। এবং আমরা কিন্তু Wi-Fi থেকে মনে পড়লো যে আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার প্রতি অনেকটা আকৃষ্ট হয়ে গেছি এবং সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু এখন অনেক মানুষের আসলে জীবন চলে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক মানুষের রিযিকের ব্যবস্থা বা অনেকের আয়ের ব্যবস্থাও হয়েছে। আপনি কি মনে করেন এ সম্পর্কে ভাই?
হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু। হু, হু। একদমই। হ্যা, হ্যা। হুম। হুম, হুম। জি, একদম। ভাই এখন তো দেখা গেছে মানুষ content ক্রিয়েন করে create করে কিন্তু এককথায় একটা জীবিকার হার মা মানে ই বানায় ফেলছে। জিনিসটা আমার কাছে লাগে কি? যে, আ মানে প্রযুক্তি জিনিসটা আমাদের লাইফকে easy বানাইতেছে। মানে এখন দেখা গেছে কি আপনার পেশা হিসেবে আপনার কোন আ বা factory তে কাজ করা লাগতেছে না। আপনি কিন্তু factory র কাজ সব machine এ কিন্তু automation এ হয়ে যাইতেছে। তো আপনার কাছে কাজ কি? এখন আপনি শুধু ঘুরেন। ইস হ্যাঁ, মানে ঘুরেন বলতেই ঘুরেই vlog, টগ বানান বা ঘুরেই আপনার আ জীবনে একটা চাহিদা যেটা আছে টাকা-পয়সা রোজগারের ব্যাপার-স্যাপার আছে। দেখা গেছে অনেকে Twitch stream করেও কিন্তু টাকা কামায়। যেমন আইশো স্পু স্পিড আছে। ও কিন্তু দেখা যায় অনেক celebrity type এর এখন বর্তমানে বা আ মা মানুষকে কিন্তু বিনোদন দিয়ে কিন্তু ও কিন্তু টাকা-পয়সা কামাইতেছে বা একটা ভালো একটা profession এ গেছে। তাই না ভাই? আপনার কি মনে হয় এই বিষয়টাতে? জি, ভাই।
হ্যাঁ। হুম। আচ্ছা। পুরাই। হুম। হুম। হুম। হুম। হু, হুম। হুম। হ্যা। হ্যাঁ। এ একদম, একদম। হ্যা। হ্যাঁ, হ্যাঁ, ভাই। আসলে আমরা আ এখন কিন্তু অনেক ধরনের streamer দেরকে কিন্তু দেখতে পারি এবং আগেও জিন কিন্তু আমরা দেখতে পারতাম এরকম streamer দের। আগের মধ্যেও আ Adin Ross, Kai cenat এরকম অনেক streamer ই রয়েছে আসলে যারা আসলে আমাদেরকে entertainment প্রদানের মাধ্যমে কিন্তু তারা নিজেদের জীবিকাটা অ আহরণ করতেছে। এবং অনেক সময় কি? তারা আসলে তারা যেই টাকাটা পাচ্ছে সেই টাকা ব্যবহার করে কিন্তু আসলে মানুষকেও সহযোগিতা করতে পারতেছে। অনেক সময় charity মূলক কাজও করতেছে। উ আমি মনে করি যে আসলে প্রযুক্তির যে বিস্তার সেই বিস্তারটা কিন্তু অনেক বড় কিন্তু পরিবর্তন আনছে। যেমন দেখেন আগে বড় কম্পিউটার ছিল, একটা পুরা রুম লাগতো একটা কম্পিউটারকে ধারণ করার জন্য। কিন্তু এখন দেখেন একটা রুম থেকে মনে করেন একটা ছোট স্ক্রি মানে বড় স্ক্রিন, বড় স্ক্রিন থেকে ছোট স্ক্রিন, ছোট থেকে আরও ছোট হয়ে কিন্তু আমাদের পকেটে এসে এখন এটা মোবাইল ফোনে পরিণত হয়েছে। যে মোবাইল ফোনে মোবাইল ফোন কিন্তু এখন ধনী গরিব সবার মধ্যেই থাকে ভাই। কি মনে করেন?
হ্যাঁ, হ্যাঁ। এটা জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এক হুম, হুম। হুম, হুম। জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। <chuckles> এটা সত্যি কথা বলছেন। হ্যাঁ।